এক্ষেত্রেও আসলে আমার চিন্তা ভাবনা হচ্ছে যে, আ হয় না যে, পারিবারিক কিছু কথা থাকে বা সামাজিক কিছু আসলে চিন্তাভাবনা থাকে। হ্যাঁ, তো ওই চিন্তাগুলোকে না মানুষ ধরে বসে থাকে। এবং ব্যা বিশেষ করে আসলে হয় না যে, আমাদের বাবা-মা বা বয়স্করা বা সমাজের মানুষরা। তো আমরা যখন আসলে অন্য কিছু একটা ভাবি বা আমাদের জীবনকে আসলে অন্য দিক দিয়ে যখন নিয়ে যেতে চাই, তখন ওরা একটা চাপ দেয়, যে, না সমাজে এটা কেমন মনে করবে। আমি যদি আমার, আমার গল্প বলি তাহলে হচ্ছে কি, আমার জন্য সবথেকে বেশি চাপ ছিল যখন আমি আসলে চাকরি করতে চেয়েছিলাম। <chuckles> ব্যাপারটা এই সময়ে এসে শুতে খুব অদ্ভুত লাগলোও তা আমার মানে পরিবারের reaction ছিল যে, আ তোমার কি দরকার? মেয়ে মানুষ। পরালেখা করেছ হয়েছে এবার ঘরে থাকো অ আরাম করো। তো ব্যাপারটা এত অবাক হয়েছিল, হুম।
না সেটা তো ঠিকিই, হ্যাঁ। <chuckles> না সেটা তো ঠিক। <chuckles> উম জি, বলুন। আচ্ছা। <chuckles> না লাগতেই পারে, হ্যাঁ। <chuckles> আচ্ছা। <chuckles> না, এটা অবশ্য ঠিক। এটা অবশ্য ঠিক যে, ঐতিহ্যগত চাপ আসলে আমাদের সমাজে যেটা মানে মেয়েদের চাকরি করার ব্যাপারটা আসলেই এটা ঐতিহ্যগত চাপ আপনি যেটা বলছেন। তো সেক্ষেত্রে বিষয়টা খুবই কষ্টকর হলেও এগুলো কিন্তু মানিয়ে নিতে হয়। আবার অনেকে এটা দেখা যাচ্ছে এই মানিয়ে নেওয়ার ব্যাপারটা থেকে নিজেকে সরিয়ে এনে বর্তমান যে, ইচ্ছা এটাও পোষণ করা বেশ জরুরি হয়ে ওঠে অনেক ক্ষেত্রে। তো এটা আসলে আপনি খুব চমৎকারভাবে জিনিসগুলো বলেছেন। কিন্তু একটা ব্যাপার তো থাকে। জীবনের ক্ষেত্রে একটা ক্ষেত্র থাকে। তো সেক্ষেত্রে আসলে মানুষ কিন্তু এই চাপটা বেশি অনুভব করে। তো এরকম কি আসলে আপনার কোন ক্ষেত্র জীবনে ছিলো কখনো?
<chuckles> হ্যাঁ, এটাই। এটাই। অবশ্যই, অবশ্যই। হুম। হ্যাঁ, আমি যে, বললাম যে, আমি আসলে যখন আমার পড়ার শেষে আমি একটা আ চিন্তা ভাবনা করলাম বা জীবন নিয়ে সবার একটা ইচ্ছা থাকে। আতো আমার ইচ্ছাটা যখন আমি আসলে হয় না যে, পরিবারের কাম সামনে পোষণ করলাম যে, আমি আসলে এখন তো পড়ার শেষ। আমি আসলে চাকরি করতে চাই। বা হয় না যে, যে, আমি career এর দিকে একটু focus করতে চাই। তখন ব্যাপারটাতে আমি বেশ অপ্রত্যাশিত একটা চাপের সম্মুখীন হয়েছিলাম। আমি আসলে কখনো ভাবিনি যে, এরকম চাপটা আমার পরিবার থেকে আসবে। এবং হয় না যে, পরিবারে চাপ দিচ্ছে এবং পরিবার যখন বলে না যে, হ্যাঁ, আর সমাজের মানুষ কি বলবে? তো ব্যাপারটা না আপনাকে রাগ কর রাগ তুলে দিবে। একদম। আমার একদম মাথা-টাথা গরম হয়ে গেছে যে, সমাজ দিয়ে আমি কি করব? আমার ১ম, রিঅ্যাকশন এটাই ছিল। সমাজের মানুষ দিয়ে আমি কি করব?
না করেছিলেন, হ্যাঁ। না থাকতেই পারে হ্যাঁ। আচ্ছা। না, সেটা তো হতেই পারে। <chuckles> না, সেটা তো হয়ই। <chuckles> না, সেটা অবশ্যই ঠিক। <chuckles> <chuckles> না এটা ঠিক। হ্যাঁ, হ্যাঁ, এটা অবশ্য ঠিক কথা যে, আসলে আপনার পরিবার আপনাকে বলছে তো এটা তাও মানানসই কিন্তু যখন আসলে সমাজের প্রশ্নটা চলে আসে তখন কিন্তু সেক্ষেত্রে বিষয়টা আসলেই এমন যৌক্তিক যে, আসলে সমাজ দিয়ে আমি কি করবো? মানে সমাজের ব্যাপারটা তারা তো কথা বলবেই। তো সেক্ষেত্রে কিন্তু একটা ব্যাপার থাকে যে, সমাজে কিন্তু আসলে মানুষ কিন্তু নানাবিধ কথা মানে চালিয়ে বেড়ায় বা কথা বলে বেড়ায়। দেখা যাচ্ছে আপনি একটা ভালো জিনিস করতে চাইছেন। তো সেক্ষেত্রে কিন্তু আসলে খারাপ বা নেগেটিভ কথা কিন্তু বলেই। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা অবশ্য কল, কম হয় যে, দেখা যাচ্ছে আপনি একটা কোনো কাজ করতে চাইছেন তো আপনার সাহসটা আরো বাড়িয়ে দেয়। এই, এরকম কি কখনো হয়েছে?
হ্যাঁ। রাইট, রাইট।